হ্যাঁ, আসলে শহরে জীবনে এমন সবার ক্ষেত্রেই হয় যে, অন্য, অন্য সংস্কৃতি অন্য ধর্মাবলম্বীদের সাথে আসলে বসবাস করা হয়। এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে, আসলে এই যে, আমাদের একটা প্রতিবেশী ছিল আপনার ওনারা হচ্ছে আপনার সনাতন ধর্মাবলম্বী ছিল। তো তারা মূলত দেখা যাইত যে, আসলে ১ম, ১ম, একটু সংকোচ বোধ করত যে, আসলে কেমন বোধ করবে বা কিছু এরকম। তবে ওই যে, আমি যেমনটা বললাম আসলে আমার একটা অভ্যাস যে, নতুন কেউ আসলে বা নতুন কোন জায়গায় গেলে আমি নিজে থেকেই মানুষের সাথে পরিচয় হতে চাই। তো তখন আসলে বিষয়টা একটু স্বাভাবিক হয়ে পড়ে এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন উৎসবে বা ধরেন আ মাঝে, মাঝে আসলে যখন ভালো মন্দ হয় না যে, যে, ঘরের মধ্যে একটু ভালো কিছু রান্না করা হইলে প্রতিবেশীদেরকে দেওয়া। হ্যাঁ, এটা বেশ ভালো লাগে এবং আমি ছোটবেলা থেকেই দেখেছি হ্যাঁ, আমার মায়ের ক্ষেত্রে আমি দেখেছি ছোটবেলা থেকেই আসলে সে এই কাজগুলো করতেন। তো এখন পর্যন্ত করে। তো এই, এই যে, খ মানে বিনিময়টা এটা আমার কাছে বেশ ভালো লাগে।
আচ্ছা। আবার না হওয়া বা একটা প্রান একটা অ্যা জন্মদিনে বলা হয় বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। দেখা গেছে যে, পূজায় ওরা দিচ্ছে আপনাকে আবার ঈদের সময় আপনি ওদেরকে কিছু খাইতে দিচ্ছেন, এরকম ভাবে একটা বা রোজার সময় একটা ইফতারির টাইম একটু ডাকলেন এরকম, তাই তো? আ
হ্যাঁ, হ্যাঁ, এরকম। মানে জি। মানে সবসময় মানে এই যে, কোন ধর্মীয় উৎসব বলতে তেমন কিছু না। মানে যেকোন সময় ধরেন, স্পেশাল কিছু হলে আম্মু একটা বাটিতে করে পাঠায় দিত আমাকে যাও গিয়ে দিয়ে এসো। তো এরকম একটা বিষয়। তো এরকম মানে তাদের খে দিক থেকেও আমরা দেখেছি।
জি, জি। না, না খুবই, খুবই ভালো না মানে বুঝতে পেরেছি। মানে প্রতিবেশী ভালো প্রতিবেশী হওয়ার অ যে, চিন্তা ভাবনা সেটা আপনার ভেতরেও আছে এবং কেউ যদি আ অন্য কেউ যদি একই চিন্তা ভাবনা রাখে তা সে অবশ্যই আপনার সাথে বন্ধুত্ব হয়ে যাবে এটাও বোঝা যাচ্ছে। তো যদি একটু ছোট্ট করে বলতেন যে, অ্যা যদি এক কথায় যদি বলতে চান কাউকে যে, ভালো প্রতিবেশী হওয়ার জন্য তোমার এই গুণটা থাকতে হবে, তাহলে আপনি সেই গুণটাকে কী বলবেন আশা
আচ্ছা। হুম।

মানে বিষয়টা কি যে, মানে আমার সাথে হয়নি ঐ যে বললাম যে আপনার প্রতিবেশী বা যারা ছিল। তারা আসলে তাদের সাথে মানে উনার অপোজিট ফ্ল্যাটেই যে ছিল আসলে উনার আ ইমিডিয়েট আ পাশের রুমে তার সাথে প্রায় ঝগড়া হত। এবং উনি নাকি আসলে আমাদের যে দারোয়ান ছিল বিল্ডিং এর তার সাথেও কয়েকবার খারাপ। সে একটা মুরুব্বি মানুষ ছিল এবং সে প্রায় আপনার ১২ থেকে ১৩ বছর ধরে শুধু এই বিল্ডিংটাতেই কাজ করে যাচ্ছিল। হ্যাঁ মানে এই বিল্ডিং টা আসলে যখন থেকে হচ্ছিল আমরা যে বিল্ডিং এ ছিলাম ঐ তখন থেকে তাকে কেয়ারটেকার হিসেবে রাখা হয়েছিল সেই বিল্ডিং এ আসলে প্রতিটা ইট পাথরের সাথে তার অনুভূতি জড়িয়ে আছে হ্যাঁ, তো তার সাথেও খারাপ ব্যবহার করেছিল হ্যাঁ। তো পরবর্তীতে সেই লোক আসলে আমরাও খুব মহব্বত করতাম ওই মুরুব্বিকে। সেও মানে আমাদের সাথে মানে যখন একটু ভালো মন্দ রান্না করা হতো তাতে তাদের তাকে খাওয়াতাম। তো সে আসলে খুব কষ্ট নিয়ে আমাদেরকে এই বিষয়গুলো বলেছে যে, আপনারা এত বছর রয়েছেন অনেক সময় আপনাদের গেট খুলতে দেরি হয়েছে বা আম খুঁজে পাননি। আপনারা কখনো একটা আ উচ্চস্বরে কথা বলেন না। সে এসে গালিগালাজ পর্যন্ত করছে। তো এরকম অভিজ্ঞতাও হয়েছে আসলে
আর দেখা করা হয়ন বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। ওই একই জায়গায় থাকেন উনি একই এলাকার। হ্যাঁ, হ্যাঁ। একটা সম্পর্ক একটা অনুভূতি রয়েছে। তার সাথেও সে সে খারাপ ব্যবহার করেছে। বুঝতে পেরেছি। আচ্ছা। এটা খু এটা খুবই দুঃখজনক আরকি সত্যি কথা যেটা। খুবই দুঃখজনক যদিও আপনার একটা ভালো স্মৃতি আছে যে প্রতিবেশীর সাথে ভালো একটা স্মৃতি, আবার খারাপ স্মৃতি ২ টা মিলিয়ে হয়তো আপনি এখন আ জীবনে প্রতিবেশীদের সাথে নিয়েই চলছেন বা চলবেন এই আশা করি। আ আরেকটা জিনিস যদি জানতে পারতাম আ আপনার প্রতিবেশীরা মানে বাংলাদেশের কথা যেহেতু বললেন বাংলাদেশে কিন্তু বিভিন্ন সংস্কৃতি আ বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষজন থাকে এখানে। তো প্রতিবেশী কার সাথে ভালো হবেন কার সাথে এ একটু মন খারাপ থাকবে এই ক্ষেত্রে কি আপনি সংস্কৃতি বা ধর্ম এগুলাকে, কি সামনে আনেন বা আনতে পছন্দ করেন?
হ্যাঁ। জি।